আমি না বেশ, কিছুদিন যাবত ধরে খুব একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি, এক কথায় বলতে গেলে। আসলে কিভাবে কি করবো বুঝতে পারতেছি না। আহ! আ বলতে গেলে আসলে আমার একটা লক্ষ্য, মানে যেটা ছোট থেকে একটা স্বপ্ন বলতে গেলে। আ সেটা মনে, মনে চিন্তা করে আসছিলাম। কিন্তু এখন আসলে চিন্তাভাবনাটা আরেকটু অগ্রগতি হয়েছে। আ ভাবতেছি এই লক্ষ্যটাকে আসলে কিভাবে কি করা যায়। আ কিভাবে গেলে দেখা যাচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। বা আমি আমার পরিপূর্ণভাবে আমার life টাকে সাজিয়ে নিতে পারবো। আ সেক্ষেত্রে আসলে আমি নিজেও আ বুঝতে পারতেছি না আসলে আ কিভাবে কি করতে হবে। তাই আরকি ভাবলাম বিষয়গুলো নিয়ে যদি কারো সাথে একটু পরামর্শ করা যায়, তাহলে হয়তোবা আরেকটা ভালো একটা solution পাওয়া যাবে। তাই আরকি আপনার সাথে একটু কথা বলা। আপনি যদি ভালো কোনো একটা আ পরামর্শ আমাকে দিয়ে থাকেন, তাহলে আমি একটু উপকৃত হতাম।
সেটাই। উম। হুম অবশ্যই, কেন নয়? আসলে আ আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি হয়তোবা এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন যেটা আপনাকে এক ধরনের একটা মানসিক চাপে রেখেছে এবং বোঝাই যাচ্ছে যে আপনি একটু অবসাদেও ভুগছেন। আ কিন্তু একটা কথা মনে রাখবেন যে, কোনো সমস্যাই সমাধানের উর্ধ্বে নয় এবং যেকোনো সমস্যারই সমাধান করা যায় যদি সেটা নিয়ে শান্তভাবে ভাবা যায় এবং পর্যালোচনা করা যায়। তো আপনার ক্ষেত্রেও সেটা অবশ্যই ঘটবে আমার বিশ্বাস। আপনি আ আইক একটা কাজ যদি করতে পারেন, যদি আপনার সমস্যার ব্যাপারটা আমার সাথে একটু পরিষ্কারভাবে বা একটু বিস্তারিতভাবে আ শেয়ার করতে পারেন, অ্যা তাহলে আমার বুঝতে একটু সুবিধা হতো এবং আমরা দুজনে মিলে দেখা যেতো যে একটা সুন্দর সমাধানও হয়তো বা বের করে আনতে পারতাম। এটা কি সম্ভব, যে আরেকটু পরিষ্কারভাবে সমস্যার কথাটা শেয়ার করা?
জি অবশ্যই। আ আপনাকে তো বলার জন্যই আমি আসছি। তো সেক্ষেত্রে আসলে বলতে গেলে কি আ ছোট থেকেই যেটা বললাম আপনাকে আমি ছোট থেকেই যেখানে আছি আসলে এখানেই আমার এক আঙ্কেলকে দেখি আ গার্মেন্টস এর stock lot এর মাল কেনে, মানে গার্মেন্টস এর যে মালগুলো, কাপড়গুলো তৈরি হয়, সেগুলো shipmen হওয়ার পরে যে অবশিষ্ট যে কাপড়গুলো থাকে আ সেই কাপড়গুলো আ আমার আঙ্কেল এক আঙ্কেল আছে সে কেনে। সেগুলো দেখতে, দেখতে আসলে দেখলাম কি আঙ্কেল আসলে ছোট থেকে আ কি ছিল, আসলে এখন কি হয়ে গেল! মূলত আঙ্কেল বলতে আমার চাচা হচ্ছে।
আ
এখন আ উনি অনেক high পর্যায়ে গেছে আরকি বলতে গেলে। একসঙ্গেই দেখা যাচ্ছে আমার বাবার ছোট ভাই। আমার বাবা আবার আগের মতোই, আগের জাগাতেই পরে আছে, গ্রামের মধ্যে কিন্তু আমার আঙ্কেলটি দেখাচ্ছে আ সে শহরের মধ্যে ৪ তালা বাড়ি করছে ২ টা। আবার দেখা-যাচ্ছে তার একটা car আছে private, মানে আসলে তার আ ব্যাপার-স্যাপারই একটু অন্যরকম হয়ে গেছে এক কথায় বলতে গেলে।
কিন্তু আমরা সেই আগের জায়গায় পড়ে আছি গ্রামের, অজপাড়া গ্রামে। আ কিন্তু আসলে চিন্তা ভাবনা ঐ আঙ্কলের দেখে আসলে তার চলাফেরা, তার, মানে তার সবকিছু আসলে lifestyle দেখে না, আমার মধ্যে একটা খেলতো যে আসলে আমিও এরকম ব্যবসা করবো। গার্মেন্টস থেকে আমিও এরকম মাল কিনবো, কিনে আমিও মাল এগুলো বিক্রি করবো, buying house এ দিবো। তো এই লক্ষ্যটাকে আসলে আমি কিভাবে সামনের দিকে এগোতে স পারি আসলে, সেটাই বুঝে উঠতে পারতেছি না আসলে। আ আমাদের তো অতো টাকা পয়সা নাই যে একবারে সরাসরি দেখা যাচ্ছে আ গার্মেন্টস থেকে আ বড়, বড় lot কিনে দেখা যাচ্ছে আমরা আ কাজ করবো। কিন্তু আ সেক্ষেত্রে আসলেহ আপনার কাছে এইজন্যই বলা যে আসলে কিভাবে আমি আমার এই আ লক্ষ্যটা যে যেতে পারি বা আমার এই গার্মেন্টস এর stock lot এর মালগুলা আমি কিনতে পারি?
বুঝতে পেরেছি। মানে আপনার আশাটা অনেক বড় এবং আ সে আশার পূর্ণ করার জন্য আপনি আ বেশ পরিশ্রমীও আ উম আছেন বলে আমার কাছে মনে হয়েছে। এবং যেকোনো লক্ষ্যেই আ এগিয়ে যাওয়ার জন্য পরিশ্রম, আত্মবিশ্বাস এবং মনোবল, এই ৩ টা জিনিস প্রচন্ড প্রয়োজনীয়। আ সেটা নিশ্চয়ই আপনিও জানেন। আ এবং আপ আমার খুব ভালো লেগেছে যে আপনি এমন কিছু করতে চাইছেন যাতে করে আপনার যে এখনকার যে পরিস্থিতি সেটা আ আপনি আসলে আ পরিবর্তন করতে চাইছেন। <smacks lips> কিন্তু এইক্ষেত্রে আমি একটু জানতে চাই যে আপনি আ যে লক্ষ্যটার দিকে এগিয়ে যেতে চাইছেন, হয়তোবা আপনি একটা কোনো ব্যবসা করতে চাইছেন, আ সেই লক্ষ্যেও এ নিয়ে যে আপনি মানে কি ধরনের কাজ, কোনো কাজ কি আসলে আদৌ শুরু করেছেন নাকি এখনো পরিকল্পনার মধ্যেই আছেন, এই ব্যাপারটা আমাকে একটু জানাবেন। এবং আপনার এই লক্ষ্যে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আপনার কাছে কি মনে হচ্ছে, যদি এই ব্যাপারটা, এই ২ টো ব্যাপার একটু পরিষ্কার করে দিতেন তাহলে আমার বুঝতে আরেকটু সুবিধা হতো।
জি, জি। জি। জি। জি, ব্যব-সা। জি, আসলে আ চিন্তাভাবনা সাথে কাজেরও অগ্রগতি। আ ভাবছিলাম যে আ এই কাজগুলো আমি করবো আসলে stock lot এর ব্যবসা করবো। একটা গোডাউন থাকবে আমার। আ কিন্তু সেক্ষেত্রে আ আমি মূলত আ চিন্তা করতেছি এখন তো ওইভাবে সম্ভব না। তো কিছু ছোট, ছোট ধাপে দেখা যাচ্ছে যদি মনের মধ্যে আরকি একটা আস্থা, একটা বিশ্বাস আছে যে আসলে আমি এগিয়ে যেতে পারবো। তো সেক্ষেত্রে আসলে কিভাবে কি করতে পারি আসলে আ ছোট, ছোট ধাপগুলো অবলম্বন করে, যাতে আমি আমার ঐ বড় লক্ষ্যটাকে যেটা আসলে আমি পরিকল্পনা করতেছি আসলে গার্মেন্টস stock lot এর ব্যবসাটা। এটা আসলে আমি কিভাবে আর শুরু করতে পারি, মানে কিভাবে যেতে পারি আসলে এই বিষয়গুলো থেকে আপনার কাছে একটু জানতে চাচ্ছি? যাতে আমার মধ্য দিয়ে যাতে আমি আমার আ যে গার্মেন্টস stock lot এর ব্যবসাটা যেতে পারি।
হুম। হুম, অবশ্যই। মানে আপনার মধ্যে যে স্পৃহাটা আছে সেটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। যে আপনি হ এ একটা উদ্যোগ নিতে চাইছেন, সেটাই কিন্তু একটা ১ম ধাপ হিসেবে আপনি ধরে নিতে পারেন। কারণ একটা সাহস করে অ্যা একটা ব্যবসা নামানোর যে আ আকাঙ্খাটা আপনার মধ্যে তৈরি হয়েছে, এ্যা সেটাই কিন্তু সবচেয়ে বড় একটা ধাপ। এই ধাপটা যখন আপনি নিয়েই ফেলেছেন, পরবর্তীতে আপনি যেটা করতে পারেন, যেকোনো ব্যবসা শুরুর ক্ষেত্রে ১ম কিন্তু চাই অভিজ্ঞতা। হুম? মানে শুরু থেকেই মানে হুট করে কিন্তু কোনো ব্যবসায় নেমে যাওয়াটা আ এক ধরনের একটা বোকামিই বলা যায়। এবং সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি জরুরি যে ব্যাপারটা দরকার সেটা হচ্ছে আপনি ঠিক যে পথে যেতে চাইছেন, যেই জিনিস নিয়ে ব্যবসা করতে চাইছেন, তা নিয়ে আপনি যদি একটু অ্যা research করেন যে product টা কোথায় পাওয়া যায়, কোথায় সস্তায় পাওয়া যায়, কারা এর dealer বা কোত্থেকে নিতে পারলে আপনি একদম খালো ভালো কোয়ালিটির জিনিস পাবেন, এই ব্যাপারগুলো যদি একটু research করেন। প্রয়োজনে আপনি চাইলে আপনার যে চাচার কথা বললেন, যিনি অল already এই ব্যবসায় বেশ সুনাম মানে স্বনামধন্য এবং খুব আ <smacks lips> ভালোভাবে ব্যবসাটাকে চালাচ্ছে, তো আপনি চাইলে কিছুদিন তার সাথে থেকে, এ্যা তার intern হিসেবে থেকে কাজগুলো একটু যদি শিখে নিতে পারেন, এ্যা সেটাও কিন্তু আপনার নিজের ব্যবসাটাকে আ at least শুরু করার ক্ষেত্রেও কিন্তু প্রচন্ড রকম সাহায্য করবে। এবং আপনি দেখবেন যে আপনি নানান রকমের কৌশলও কিন্তু পাবেন, যে এ্যা product টা কি, কোত্থেকে কেনা যেতে পারে এবং কিভাবে দাম নির্ধারণ করতে পারবেন, কোথায় বিক্রি করতে পারবেন। মানে একটা জিনিসের আ যখন আপনি ব্যবসা করবেন আপনি নিশ্চয়ই সেটাকে অনেক বেশি বিক্রি করতে চাইবেন। তার ফলেই তো মুনাফাটা আসবে। তো আপনি ১ম ধাপটা খুব ভালোভাবেই নিয়েছেন বলা যায়। ২য় ধাপে যেটা আপনি করতে পারেন যে এ্যা কোনো একজন অভিজ্ঞ মানুষের সাথে থেকে, আপনার নিজের যে মধ্যে যে স্পৃহাটা আছে ব্যবসায়ী হওয়ার, সেটাকে একটু ঝালাই করে নিতে পারেন। এবং আ তখন কিন্তু আপনি বুঝতে পারবেন, <swallows> যে আপনি আদৌ কি ঐ product টা নিয়ে কাজ করতে পারবেন। আপনি ধরুন যে একটা জিনিস নিয়ে আপনি আপনার চাচাকে দেখে আপনি ও হয়তো অনুপ্রাণিত হয়েছেন যে উনি এই ব্যবসাটা করে অনেকটুকু ভালো করেছে। এখন আপনিও যে সেইটা নিয়েই করে ভালো করবেন বা সেইটার যে এখন মার্কেট আছে, আ তার কিন্তু কোনো যৌক্তিকতা বা বাধ্যবাধকতা নেই। আপনি ১ম যে কাজটা করতে পারেন, আপনি আ কারো সাথে থেকে এ্যা ব্যবসার ক্ষেত্রটা বোঝা এবং এ্যা আপনি যে product টা নিয়ে কাজ করতে চাচ্ছেন, তার আসলেই কতটুকু মার্কেটে demand আছে, সেই জিনিসটা করে দেখতে পারেন। সে ব্যাপারে কি কখনো ভেবেছেন? মানে করা যায় কি এভাবে?
জ্বী। আচ্ছা। জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। হ্যাঁ। আচ্ছা। জ্বী আসলে আপনি অনেক সুন্দরভাবেই বলেছেন! আ এত সুন্দরভাবে যে এত আ কৌশল অবলম্বন করে যে আপনি যে কথাগুলো বলেছেন, আ আমার জন্য খুব কার্যকরী বলে আমি মনে হচ্ছে। এজন্যে আমি চুপচাপ শুধু শুনছিলাম আপনার কথাগুলো। অ যে আমি আমার কখনো চিন্তা ভাবনাই আসেনি যা এইভাবে করা সম্ভব হবে। কারণ আপনি যেমনটা বললেন যে, অ্যা যেহেতু আমার ওই যেখা ওখানে যাওয়ার যে লক্ষ্যটা, এ লক্ষ্যটা পূরণ করতে গেলে, আগে আমাকে কোন একটা দোকানে থেকে আগো আসলে বিষয়টা উম আগে অবগত হতে হবে, আগে জানতে হবে, আসলে কিভাবে ওই কাপড়ের ব্যবসাটা তো করতে গেলে তো, শুধু সহজেই যে সবাই এক কাজ করতে পারবে, তাও না। ওই বিষয়ে আগে আমাকে অভিজ্ঞ হতে হবে। আগে জানতে হবে, কাপড় চিনতে হবে। আ তারপরে দেখা যাচ্ছে যে কাপড়ের দামগুলোও আমাকে জানতে হবে। আর কিভাবে আসলে এই ব্যবসাটা করতে গেলে, কই থেকে মাল নিতে হবে, কই বিক্রি করতে হবে এ সবকিছুই আসলে জানতে হবে আপনার কাছ থেকে, যেটা বুঝতে পারলাম। তাছাড়া না জেনে যদি আমি দেখাচ্ছি ওই ব্যবসার মধ্যে ইনভলভ হয়া যাই ডাইরেক্ট তালে তো সেক্ষেত্রে অবশ্যই একটা ধরা খাবো। আহ আমিও তো মূলত একটা আমিও জানি যে বুঝতে পারছি যে আসলে আমার চাচাও যেমন ছোট, ছোট ধাপেই আসলে এগিয়েছে, আমি এটা জানতাম। কিন্তু আমি তখন ছোট ছিলাম। অতটা ওইভাবে আসলে বুঝতে পারিনি, আসলে কিভাবে গেছে, কিভাবে ওই পর্যায়ে আছে, অত কিছু তো আমার জানা সম্ভব হয়নি। কিন্তু বুঝতে পারছিলাম আগে ছোটতে কিন্তু আমার চাচা দেখা-যাচ্ছে একটা কাপড়ে শুধু শুরুতে একটা দোকান দিছিলো। তারপরে দেখা যাচ্ছে দোকান থেকে আবার ২ টা দোকান, মানে ২ শহরে ২ দোকান। তারপরে, ধীরে, ধীরে একটা এখন গোডাউন দিয়ে, দেখাচ্ছে এখন ডাইরেক্ট সরাসরি গার্মেন্টস থেকে মাল আনতেছে। তো সেক্ষেত্রে, আমিও একটা পরিকল্পনা করছিলাম আসলে আমি তো আ শহরের মধ্যে যে পারতিছি না যে, আমাদের অ্যা পার্শ্ববর্তী দেখাচ্ছে একটা ছোট, একটা বাজার আছে। ছোট বলতে, মোটামুটি একটা খারাপ না। আ আ সপ্তাহে ২ টা দিন হাট হয় ওখানে। তা চিন্তা-ভাবনা করছিলাম যে, ওখানেই একটা দোকান দিব। দিয়ে, ওখান থেকেই দেখাচ্ছে আ মাল আপাতত এখান থেকে বিক্রি করব। এ বিষয়ে আমি একটু উম জানার চেষ্টা করব। তো আপনি যেমনটা বললেন, ওভাবে করলে হয়তো বা আমি একটু কম জানতে পারবো। কিন্তু আমি যদি কোন একটা দোকানে গিয়ে থাকি, আ এই ব্যাপারটা আপনার আ যে পরামর্শটা, আমার খুব ভাল লাগেছে যদি দোকানে গিয়ে থাকি, তালে দেখাচ্ছে ওই দোকানের আ ওই লোক তো অবশ্যই অভিজ্ঞ এবং কি তার সাথে দাম জানা। কারণ, আমি যখন অনেকদিন ধরে থাকবো, মানে practically শিখা আর হচ্ছে মৌখিকভাবে শেখা, এটার মধ্যে তো অনেক তা তফা তো সেক্ষেত্রে আপনি যেমনটা বলছেন যে, এটা শুনে খুব ভাল লাগলো যে, আসলে আমি practically যদি আ তাদের দোকানের থেকে যদি জানতে পারি, সাথে ৳২ মুনাফাও হলো, আবার দেখাচ্ছে আমার কাজটা, আমার যে লক্ষ্যটা যে, "কীভাবে কি ব্যবসা করতে হয়?" এটাও আমার জানা হলো। মানে, একসাথে দেখাচ্ছে ২ টাই আমার আ হয়ে যাচ্ছে। তো আপনার এই অ্যা এত সুন্দর পরামর্শ, এত ভালো, ভালো পরামর্শ দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আ তো আপনি আ ভালো থাকবেন আর আ আপনার জন্য সুস্থতা কামনা রাখি।
হু, হু। হতে পারে। হুম। খুব সহজ। হ্যাঁ। এ হু। একদম। একেবারেই। হ্যাঁ আপ আ আমারও খুব ভালো লাগছে যে, আপনি আ এট লিস্ট এই যে track টাতে যেতে চাইছেন, সেটা আপনি বুঝতে পেরেছেন এবং যখনই একবার আপনি পণ্য সম্পর্কে ধারণা পাবেন, অভিজ্ঞতা জন্মে যাবে, এর পরবর্তী ধাপই হচ্ছে যে আত্মবিশ্বাস, পরিশ্রম। আপনি যদি আপনার জায়গায় অ্যা দৃঢ় থাকেন এবং পরিশ্রমী হন, তাহলে অ্যা যেকোনো লক্ষ্যতেই পৌঁছানোটা আপনার জন্য অনেক বেশি আ সহজতর হবে। আ কিন্তু ১ম আ ধাপে যেটা করতে হবে, যে কোন আ ব্যবসা শুরুর ক্ষেত্রেই আ তার প্রতি অভিজ্ঞতা অর্জন করা, এবং তার প্রতি কনফিডেন্ট থাকা যে, এই এটা নিয়েই আপনি কাজ করতে পারবেন। যদি এই পথে এগুতে থাকেন, তাহলে অবশ্যই, আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছুতে পারবেন। এবং আ আপনার জন্য আ অনেক শুভকামনা, যাতে আপনি খুব দ্রুতই আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন এবং অ্যা দ্রুত, একটা অগ্রগতির মুখও দেখতে পারেন। আপনি অনেক, অনেক ভালো থাকবেন। আ শুভকামনা রইলো আপনার জন্য।
জ্বী, আপনার জন্য শুভকামনা রইল। ধন্য